ভালোই লাগে আপনারা মনে করেন যে ফার্স্টে মনে করেন যে সুর, মিউজিক কারণে শোনা হয় বেশিরভাগ সময়। আর ওটা টাচ করার পরে আপনারা মনে করেন যে, লিরিক্স এর বা ভাষায় বোঝার চেষ্টা করি, সাবটাইটেল কি বলে? আ তারপর দেখবেন যে আ শুধু আমরা না আপনারা মনে করেন যে, অ্যা বিদেশের বেশ কিছু মানুষজন বাংলা গানকে আপনারা মনে করেন শুনে থাকে সাবটাইটেল দিয়ে। বিশেষ করে 'Coke Studio' আসার পরে এটা অনেক ফেমাস হয়ে গেছে। আ
উম হুম। <smacks lips> আচ্ছা। একদম। হুম, <smacks lips> ভীষণ, প্রদ ভীষণ প্রমোশন হয়েছে এটার।
ভী ভীষণ promotion হচ্ছে। বাংলা গানের দেখা যাচ্ছে অ এখন 'Coke Studio' গানের বাংলাটা অনেক ভিউজ হয়, অনেক ভিউজ হয়। তো এটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার মনে করেন কি
হুম। বিষণ, হুম।
সংস্কৃতিটাকে আপনারা মনে করেন যে এক্সপ্লোর করে অনেক সুন্দর ভাবে নতুন করে ধরে, ধরে। তুলে ধরা যায় এবং আ
নতুন করে ধ হ্যাঁ, নতুন করে তুলে ধরা যায়। একদম, একদমই তাই। তারমানে কেমন লাগে? যে, বাংলাদেশের এই যে 'Coke Studio' র কথা বলছেন, বাংলাদেশী গান যখন অন্য ভাষা বা অন্য সংস্কৃতির কেউ শুনছে, সেটা ভেবে আপনার কেমন লাগে?
হুম। এটা অনেক ভালো লাগে। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে তাদেরকে বাংলা ব্যান্ড মিউজিক হয়তোবা শোনাতে পারতাম, তাহলে আরো বেশি ভাল লাগতো। আ আমি মনে করি যে ব্যান্ড মিউজিকটা, ব্যান্ড মিউজিকটা আরো বেশি পপুলার আর বা বাংলা ব্যান্ড মিউজিক আরো অনেক কিছু ডিজার্ভ করে বেশি। আ ঠিক আছে? উম অ্যা অ্যা না 90's এর থেকে হুম এ 90's থেকে বলেন আ 'মাইলস' তারপর 'এলআরবি', 'নগরবউল', জেমস, 'সোলস', অ্যা এরা কিন্তু ভিত্তি করে দিয়েছে। 'Warfaze' ও ছিল তখন। 'Warfaze' ও ১৯৮৪ সাল থেকে। তো এরা কিন্তু ভিত্তি ধরে করে দিয়ে গেছে। তো ঠিক আছে? আ তো এখন মনে করেন যে 'Warfaze' এখনো আছে। ওরফেজ, 'Shironamhin' তারপর 'আর্টসেল' বলেন, 'শূন্য' বলেন
উহু। উহু, আসলে মানে ওটা তো অন্যরকম হবে। অ্যা অনেক, অনেক বেশি ইউস করে। অনেক বেশি ডিজার্ভ করে আসলেই। তো এই যে এখ হুম, হুম। বলুন? হুম। হুম একদম, একদম। দারুন, দারুন কিছু ব্র্যান্ড এর কথা বলছেন, আপনি। হুম, অবশ্যই। হুম। হ্যাঁ, প্রত্যেকটা ব্যান্ডই আছে কিন্তু সে আগের আবেদনটা বা আগের শিল্পীগুলো তো আর এখন আসলে সবাই নেই। অনেকে দেখা যাচ্ছে দেশের বাইরে চলে গেছে বা হয়তোবা অনেকে মারা গেছেন। হ তো ওই যে বা আমাদের বাংলাদেশের যে ব্যান্ডের গান গুলো, সেইগুলা আসলেই অসাধারণ ছিল। এখনও পর্যন্ত কিছু কালজয়ী গান আসলে সবার মুখে, মুখে শোনা যায়। অ্যা তো আপনি উম কি, কি মনে করেন? যে আ বাংলাদেশি যে ব্যান্ডের গান যেটা অ্যা দেখা যাচ্ছে যে অনেক আপনি বলছিলেন, যে অনেক ফেমাস বা শুনতে অনেক ভালো লাগে, সেগুলোকে যদি মানে অন্য সংস্কৃতিতে বা অন্য দেশে এটার যদি প্রচার ঘটানোর দরকার পড়ে, তাহলে কিভাবে এটা প্রমোশন করাটা বেশি জরুরি বলে আপনার মনে হয়?
হুম। জি। আচ্ছা। <clicks tongue> হুম। উম জি। হ্যাঁউম

সেটাই শোনার চেষ্টা করবেন। হুম, হুম।
হানি সিং বা আপনার মনে করেন যে, পপ মিউজিক এর মধ্যে যেগুলো রিলেটেড বের হত এগুলো শুনতাম। এগুলো তো 7 8 এর ঘটনা। ঠিক আছে? তো অ্যা 7 8, 9 বলতে পারেন। তো 9 10 থেকে কি হয়, আমি হ্যাঁ, 9 10 থেকে কি হয়! আমি মনে করেন আস্তে, আস্তে ব্যান্ড মিউজিকের গান শোনা শুরু করি। আ বাংলা বিশেষ করে। আমি লিংকিং পার্ক যদি আমি ইন্টারন্যাশনাল কথা বলি আমি লিংকিং পার্কের অনেক বড় ফ্যান।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। মানে তখন টিনএজার ছিলেন আর কি! হুম। আচ্ছা। হু, হুম। হুম, হুম। লিংকিং পার্ক। হু, হুম। বেশ ভালো।
হ্যাঁ, তারপরে আমি এরপরে বাংলা ব্যান্ডের গান শোনা শুরু করি। বিশেষ করে ওয়ারফেজ বলেন, এলআরবি তারপরে মাইলস এর নাইনটিজের থেকে শুরু করি জেমস।
হুম, আচ্ছা। মানে ব্যান্ডের গানগুলোই আপনার ভীষণ পছন্দের ছিল আরকি। তো আপনি যখন ভিন্ন সংস্কৃতির বা ভিন্ন ভাষা ভিন্ন যে, ভাষাগুলো সেটার গানগুলো শোনেন, তখন কি কখনো চেষ্টা করেছেন যে, ঐ দেশের সংস্কৃতি বা যে, সিনেমা সাহিত্য ওগুলো নিয়েও কি একটু নাড়াচাড়া করেছেন কখনো কোনো ওয়েবসাইটে দেখেছেন যে, ওগুলো কেমন হতে পারে?
হ্যাঁ। হুম। আচ্ছা। অ্যা আমি মনে করেন যে, আ হিটলারের একটা আ বই পড়েছিলাম। আ আত্মজীবনীর কাহিনী নিয়ে বই পড়েছিলাম হিটলারের। তারপরে আপনার বেশ কিছু সংস্কৃতির বই পড়েছি। আ কিন্তু অনেক বইয়ের নাম, নামও মনে আসতেছে না। অ্যা তারপরে একটা
আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। বাহ! হুম, হুম। স্বাভাবিক মানে জাস্ট আপনি নাড়াচাড়া করেছেন, বোঝা যাচ্ছে যে, ওই গানগুলো শুনতে, শুনতে ওখানকার সংস্কৃতি বা ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে আপনার জানার আগ্রহ আসলে জন্মেছে বলছেন তাই তো? আ চ্ছা, আচ্ছা। বেশ, খুব ভালো। তো এই যে, ভাষার যে, গান শুনে কি কখনো এমন হয়েছে যে, নতুন কোনো কৌতূহল গড়ে উঠেছে সেই ভাষার প্রতি বা ওই সংস্কৃতির প্রতি?
হ্যাঁ, হুম। হুম। জি, জি। হুম। আচ্ছা। এটা আমি বলবো যে, অ্যা গড়েছে হচ্ছে আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে। জাপানিজ অ্যানিমির মাধ্যমে। আমি জাপানিজ এনিমে অনেক দেখতে পছন্দ করি। হ্যাঁ, তো ওগুলোর মাধ্যমে আমি বেশ কিছু জাপানিজ ওয়ার্ড শিখছি। আপনার গানের গানও জাপানিজ গানও হয়। অ্যানিমেশনে বেশ কিছু সুন্দর, সুন্দর গান হয়। যেমন অ্যাটাক অন টাইটানের গান আছে রাম্বলিং। এই গানটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর নারুটোর বেশ কয়েকটা গান আছে। রিমন সদর গান আছে বেশ কয়েকটা। ওদের গানগুলো সুন্দর হয়। তো ওদের মাধ্যমে আপনারা মনে করেন যে, ভাষাটা আপনার কিছু মানে কিছু কয়েকটা শব্দ শুনেছে। হ্যাঁ, তো। হুম।
হুম। আচ্ছা। হ্যাঁ, দারুণ হয় ওগুলো। হ্যাঁ। হুম। হু, একদম। হ্যাঁ। একদম। হু, হু, আচ্ছা, তাই? হুম। হুম। আর একটু, একটু, একটু শেখা হয়। হ্যাঁ, একদম তাই। আপনি কখনো মানে এই যে, আপনার যে, একটা ভিন্ন ভাষার গানের প্রতি যে, একটা আগ্রহ বা আপনি শুনতে পছন্দ করেন, এই ব্যাপারগুলো আপনার বন্ধু বা আপনার পরিবার কিভাবে দেখে? মানে অবাক হয়! নাকি আ কেউ, কেউ আবার অনুপ্রাণিত হয় আপনার এই ব্যাপারটাতে?
হুম।

না মিল তো নাই। আপনারা মনে করেন যে আ উম সুরের কথা বলেন বা মিউজিকের কথা বলেন, ওইরকম তো মিল নেই। তবে আমি অ্যা আপনার হচ্ছে গিয়ে ব্যান্ড মিউজিক এর ব মানে ভক্ত। আমি বাংলা ব্যান্ড মিউজিক শুনে থাকি অনেক। তবে আপনার মনে করেন যে ব্যান্ড মিউজিক এর ক্ষেত্রে কি হয়? কিছুটা মনে করেন, কিছু জিনিস হয়তোবা সিমিলার থাকতে পারে। কিন্তু ভাষা আর টানটা মিলত মানে ব্যান্ড মিউজিক এর ইন্সট্রুমেন্ট তো সব যে সেম থাকে
মানে কোনো রকম হ্যাঁ, হু, হু। হু, হু, হু। যেমন? হুম। <smacks lips> মানে মেলোডিতে কোনো মিল কি পান? মানে আমাদ আমাদের দেশের উম <smacks lips>
না মেলোডিতে উম উম উম উম না মেলোডিতে মিল মিল নেই। মান আপনি আমি মিউজিক কথা বলছি। মিউজিকের ক্ষেত্রে কিছুটা মিল থাকে সেটা বললাম। যেমন মিউজিক ইন্সট্রুমেন্ট সব সেমই থাকে। গিটার থাকে আপনার, উম তারপর ড্রাম থাকে, ঠিক আছে? এইগুলার দিক দিয়ে হয়তোবা সিমিলার মিউজিক যার কারণে অনেকটা সিমিলার হয়। কিন্তু সুরের কথা বললে, সুরে কোনো স কোনো সি সিমিলার নেই, মি মিল নেই। দে দেখা যাচ্ছে যে বাংলাতে সুর ধরাটা একটু টাফ বিষয় আমার মতে, বাংলা গানে হ্যাঁ, একটু টান হয় বেশি। জি।
আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম। হু, হু, হ্যাঁ, ওটা তো স্বাভাবিকই। হু, হু থাকবে। হু, হু। আচ্ছা, আচ্ছা। বিভিন্ন রকম। স্বাভাবিক। এহ আচ্ছা, আচ্ছা বাহ! বেশ, বেশ। হ্যাঁ, দারুন বলেছেন। তো এইযে আপনি বলছেন আপনি টার্কিশ গান অ্যা শুনছিলেন, শুনেছেন বা আ য রাশিয়ান গান শুনেছেন। তো এইযে গানগুলোর ১ম এ কি সুরটা বেশি ভালো লেগেছে না লিরিক্স টা বেশি ভালো লাগতো আপনার?
হ্যাঁ। আচ্ছা, অ্যা ওদের আ গানের আপনার মনে করেন যে লিরিক্সে তো তখন বুঝি নে তেমন, আ সাবটাইটেল সহ দেখেছি। আ লিরিক্স যতটুকু বুঝেছি ভালো লাগছে। কিন্তু আপনারা মনে করেন যে গানের সুরটা আর হচ্ছে মিউজিকটা আমার কাছে বেশি ভালো লেগেছিল আরকি। আ যার কারনে ওদের গানটা আমার কাছে ভালো লাগছে। 1st গান আমি শুনে শুর ছিলাম হচ্ছে গিয়ে অ্যা 'Childhood Memories' দিয়ে। অ্যা তারপরে আপনার মানে এটা আমার 1st রাশিয়ান গান শোনা। তারপর বেশ কয়েকটা গান হ্যাঁ, ফেস কয়েকটা গান শুনলাম roof and Fate এর। তারপর 'Adnagoma' নামে একটা গান আছে ওটা শোনা হইছে। অ্যা তারপরে অ্যা
হু, হু। হু। হু, হু। <smacks lips> আচ্ছা, আচ্ছা। <smacks lips> আচ্ছা। 1st এ শোনা গান ছিল। আচ্ছা, আচ্ছা। বাহ! হুম, আচ্ছা। এগুলো অনেক মা মানে এট এগুলো কি অনেক পুরনো গান? নাকি নতুন বের হওয়া কিছু গানের কথা বলছেন আপনি?
হুম।

না, এটা পৃথিবীর মানুষের দূরত্ব কমায় না। আপনি মনে করেন যে অ্যা এখন উম মনের ভাব প্রকাশের জন্য একটা গান মাধ্যম। বুঝতে পারছেন? অন্য ভাষা স মানুষের সাথে নি এক আরেকটা ভাষার মানুষের। অ্যা ঠিক আছে? তো আপনার মনে করেন যে অ্যা একটা মানুষ আ যখন তো সে বাংলা গান শুনতেছে, সে তো বাংলা গানটা বুঝে না। তোর তার শোনার কারণটা কি? সে কি হচ্ছে গিয়ে তার ওই যে সু অ সুর এবং আপনার হচ্ছে গিয়ে মিউজিকটা তার মনে আপনার মনে করেন যে আকর্ষণ করে দেখে সে গানটা শুনে। এবং সে ওটাকে লিরিস আ লিরিক্স সহকারে আপনার দেখে। আপনে ইয়ে 'ওয়ারফেজের' 'অবাক ভালোবাসা' একটা গান আছে।
হু। হুম। হুম। একদম। হুম। হুম। হ্যাঁ। সে তো বুঝে না। হুম। একদম তাই। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি।
এটা হচ্ছে আপনার আ কোক স্টুডিওতে আপনার রিমেক করা হয়েছিল গত বছর। তো এই গানটা না আপনারা মনে করেন যে আ আপনার চ অ ৪০ বছর পর রিমেক করা হয় কোক স্টুডিওতে। অ্যা ১ জন আ ২ জন 'আফ্রিকান' লোক, ঠিক আছে? মানে হোয়াইট আফ্রিকান, আ উনারা রিঅ্যাক্ট দিতেছিল। বলতেছে, আমি আ একজন বলতেছে যে আমি যতগুলা গান শুনছি ও কোক স্টুডিওর এর। সবচেয়ে বেস্ট গান ছিল এটা কোক স্টুডিওর মধ্যে। মানের ইন্ডিয়া বলে, পাকিস্তান বলেন
আচ্ছা। হু, হু। হু। আচ্ছা। লিরিক্স বুঝছে না। হুম, হুম। হুম। আচ্ছা। মানে ওদের, ওনাদের খুব পছন্দ হয়েছে আরকি। এই যে একটা অন্য দেশ থেকে মানুষ অ্যা 'বাংলাদেশের' গান শুনছে বা 'বাংলাদেশ' সম্পর্কে জানতে পারছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে?
হ্যাঁ। লিরিক্সে অ্যা জ্বী। উ হুম। কিন্তু এটাই ভালো লাগে আরকি। এবং বলতেছে এই সে গানটার মিউজিকটা অনেকটা অ্যা জাপানিজ অ্যানিমের মিউজিকের মত। তো আমি অনেকটা আসলে মিলাইতে পারলাম কিছুটা আসলে শো শোনা যায়। মিউজিক ওরকম শোনা যায়। কিন্তু উনি যতগুলো কোক স্টুডিওর গান শুনছে তার মধ্যে তার কাছে আ বেস্ট ওইটাই ছিল আরকি। লিরিক্স লিরিক্সের কথা বলুক, আ টো টোনের, টোনের কথা বলুক। তো এইটাই আ হচ্ছে কারণ। তো মনে করেন যে আ বাংলার গানের অনেক হেরিটেজ আছে। যেটা হয়তো বা আ আমরা নিজেরাও জানি না। আমরা যদি নিজেরা না জানি তাহলে বি দি বাইরে কিথ পৃথিবীতে কিভাবে জানবে বল?
হুম। আচ্ছা। হ্যাঁ, কিছুটা আসলে শোনা যায়। একদম। হ্যাঁ। এই 'ওয়ারফেজের' এই গানটা খুব ভালো লেগেছে। হ্যাঁ। আচ্ছা। হুম। উম। হুম। একদমই, একদম তাই। হুম। বাইরে কিভাবে জানাবো, সেটাই। একদম সুন্দর বলেছেন যে, এ একটা জিনিস বেশ ভালো লেগেছে। আপনি যেমন আ অন্য ভাষার গানও শোনেন। সাথে সাথে নিজের দেশের যে নিজের ভাষার গানগুলোর প্রচার-প্রসারের ব্যাপারেও আপনার বেশ আ আগ্রহ আছে এবং, এবং আপন আপনি খুব মনোযোগী অ্যা সেই গানগুলো শোনার ব্যাপারে এবং অনেক গান শোনার অভিজ্ঞতাও আপনি সুন্দরভাবে আম শেয়ার করেছেন। অ্যা ব্যাপারটা বেশ ভালো লাগলো এবং খুব প্রাণবন্তও লাগলো। আপনার এই যে খোলামেলা আলোচনা অ্যা গানের ব্যাপারে, ভাষার ব্যাপারে, শুনতে খুব ভালো লেগেছে। আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা।
হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ। ওকে।

আচ্ছা, এমন কি কোনো ভাষার গান শুনতে শুরু করেছেন, যেটা আপনার একদম গান শোনার যে, স টেস্ট টা একদম বদলে দিয়েছে?
জ্বী। হুম। আসলে বাংলা গান তো অ সবসময় শুনে থাকি, পছন্দ। এটা এটার টেস্টে কোনো সময় বদলাবে না। যদি হ্যাঁ, নতুন টেস্টে এ যদি কথা বলেন, আ সেক্ষেত্রে আমি এ ইদানিং অ্যা মনে করেন যে, টার্কিশ সং অনেক সময় শুনে থাকি। কিছু, কিছু সং, অ্যা মিউজিক, অ্যা বা ইরানি মিউজিক এগুলো শুনে থাকি। আর কিছু, কিছু মিউজিক আস্তাবুদের আপনার হচ্ছে লিরিক্স নাই, শুধু মিউজিক। তো ওই মিউজিক গুলো অনেক সুন্দর অ হয়। তো ওই মিউজিক গুলো শোনা হয়।
হুম। বাহ! তাই? হুম। হুম। হ্যাঁ। এক ধরনের মেলোডিয়াস একটা ব্যাপার থাকে, টার্কিশ সং গুলোতে। একদম দারুণ!
হুম। জ্বী। দেখা যায় যে, এটা রাতের বেলা ঘুমানোর সময়, এগুলো অনেক কাজে দেয় ঘুমানোর আগে। এটা অনেক মনে করেন যে, ঠান্ডা টাইপের মিউজিক থাকে। জি।
হুম, হুম। একদম, একদমই, একদমই তাই। তো আপনি কি শুধু লিরিক্স টাই শোনেন? নাকি ও মানে আ সরি, মানে যে, মিউজিক টা সেটাই শোনেন, নাকি লিরিক্স সহ গানও শোনেন?
না। কিরি দি কিছু গান আছে লিরিক্স সহ, ওগুলো শুনে থাকি। অ্যা কিন্তু বুঝি না কিছু। হ্যাঁ, মাঝেমধ্যে লিরিক্স এর গানও শুনে থাকি। অ্যা তারপর ওটা সাবটাই সহ, সাবটাইটেল দিয়ে শোনা হয় মাঝে-মধ্যে। কি যে, মানে কি মিন করতে চায়? তো এই গান এটা ক শুনে থাকি। রাশিয়ান কিছু স সং আছে। রাশিয়ান গানও অনেক আ সুন্দর হয়। আ আ যেমন, চাইল্ডহুড মেমোরিজ তারপরে আপনার
হুম। <chuckles> হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। সাবটাইটেল দিয়ে কখনো শোনা হয় না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। বাহ! দারুণ চয়েস!
তারপরে আপনার, আ রাশিয়ান একটা ওই এ রাশিয়ান গানই, আরও বেশ কয়টা গান আছে। অ্যা মুন ইন দা, কি জানি?! গানটা, গুলার নাম ভুলে গেছি। আ তো রাশিয়ান বেশ কয়টা গানও শোনা হয়। বা Rouf and Fate এর বিশেষ করে একটা সিংগার আছে, পপুলার এখানে Rouf and Fate. ওদে ওদের গানও শোনা হয়
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ। হু, হুম। বাহ! আপনি বেশ গান শুনেন বলে মনে হচ্ছে বা এই যে, বিভিন্ন ভাষার গান শোনেন, তা আ তার একটা বেশ অ্যা অভিজ্ঞতা আছে বলে আপনার মনে হচ্ছে। তো আপনি কি আ মনে করেন যে, এই যে, বিভি বিভিন্ন ভাষার যে, আপনি গানগুলো শোনেন, তার সাথে নিজের সংস্কৃতির বা নিজের বাংলা ভাষার যে, গান, তার সঙ্গে কি কোনো রকম কোনো মিল খুঁজে পান?
জ্বী। উহু। হ্যাঁ। আচ্ছা।